আমার দিন আজকে আসলে ভালোই কেটেছে। যদিও না একটু ব্যস্ততার ভিতরে ছিলাম কিন্তু, আজকে আসলে আবহাওয়াটা এত সুন্দর এবং এতো ঠান্ডা ছিল যে আসলে, এই গত কিছুদিনের গরমের থেকে আজকের দিনটা ব্যস্ত থাকাতেও আসলে, খুবই ভালো কেটেছে। <chuckles>
হুম, হুম। জি। হুম, হুম, হুম। জি, ঠিক বলেছেন আসলে। ব্যা গত বেশ কিছুদিন থেকে প্রচুর গরম পড়েছিল। আসলে যে রোদের তাপ, সে কারণে কিন্তু ঘরেও থাকা যাচ্ছিল না এবং যে কাজ, প্রয়োজনীয় কাজগুলো আসলে মনোযোগ দিয়ে করা যাচ্ছিলো না। তো আসলেই গতকাল রাত থেকে অস বৃষ্টি পড়ে, আ আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে আছে। খুব ভালো লাগছে।
হ্যাঁ। জি, জি। <chuckles> একদমই, একদমই। হ্যাঁ। দেখুন না যে, এইযে গত ৩ দিন হতে আমাদের একটা টানা বলতে গেলে বন্ধ ছিল। কিন্তু এই বন্ধের মধ্যে যদি একটু এইরকম আবহাওয়াটা, আজকের মতো আবহাওয়াটা পেতাম, তাহলে হয়তো একটু ঘুরে, তারপরে একটু বাসার যে দৈনন্দিন কাজগুলো থাকে, এগুলো সেরে টেরেও আমাদের আসলে খুব ভালো লাগতো। কিন্তু দেখা গেল যে, এই বন্ধের দিনগুলোতে আমার বাসা থেকে একদমই বের হতে ইচ্ছা করেনি, যে বের হব এই এতো গরমে। হ্যাঁ।
হু, হু জি। জি। জি। <chuckles> একদমই ঠিক বলেছেন। <chuckles> আমারও আসলে গত ৩ দিন থেকে বন্ধ। তো সেক্ষেত্রে এই এতো রোদের কারণে যে, বাইরে বের হবো, একটু ঘোরার সময় তো এমনিতে থাকেই না। অন্যান্য সময় দেখবেন যে ছুটি আছে কিন্তু, আপনার আ ঘোরার সময় পাওয়া যায় না। কিন্তু এখন সময় আছে তো, রোদের কারণে আসলে বাইরে কোথাও ঘুরতেই বের বের হতে পারছি না। এমন একটা অবস্থা।
<clears throat> <chuckles> হ্যাঁ, হ্যাঁ। একদমই ঠিক কথা বলেছেন। <chuckles> জি। <clears throat> তবে ভাই, আমি একটা জিনিস বলতে চাই। মানে আপনার সাথে একটু আলাপও করতে চাচ্ছিলাম এই বিষয়ে যে, এই যে আমাদের কিন্তু কমবেশি অভিজ্ঞতা আছে সবারই যে, এই যে অনলাইনে ক্লাস করার যে শিক্ষার যে ব্যাপারটা, <sniffs> আমরা কম বেশি করে রয়েছি এবং দেখা যাচ্ছে যে, ঐ করোনার সময়টাতে আসলে আমাদের সব থেকে বেশি করা হয়েছিল, এই অনলাইনে ক্লাসগুলো। ঠিক না?
হুম, হুম। অবশ্যই, অবশ্যই। হুম, হুম। জি। হ্যাঁ। জি, জি, জি, একদম ঠিক বলেছেন।
তবে, এই করোনা তো চলে গেলো, যত মহামারী আসলো না হলে চলেই গেলো। কিন্তু এর পাশাপাশি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে, এখনও কিন্তু আমাদের আসলে এই ইউনিভার্সিটি বলেন বা হচ্ছে গিয়ে স্কুল-কলেজেও মাঝেমধ্যেই দেখা যায় যে, আ স্কুল বন্ধ থাকলে বা যাওয়া না লাগলেও, এখনও মাঝেমধ্যে অনলাইনে ক্লাসগুলো শিক্ষকরা নিয়ে থাকে।
হুম, হুম। হুম, হুম।